জ্বি। মানে কেন মানে কে কেন মনে হয় যে আপনার কাছে সংকোচ বোধ করে?
এমনকি আ আপনি আ নর আচ্ছা, সংকোচ বোধটা আসলে এইজন্যই করে যে, মানুষের এ্যা মানুষ যেটা দেখছে এবং যেটা জানতে পারছে এবং সেটা হচ্ছে প্রত প্রত্যেকটা মানুষের এবং প্রত্যেকটা নাগরিক আ তাদের আমাদের দেশের আ ধরেন অ্যা এই অরাজকতা, কোনো নিয়ম-শৃঙ্খল নাই। ঠিক আছে? আ কোনো সুষ্ঠ কোন সুষ্ঠ কোনো আসলে জবাবদিহিতা নাই। তো এই জায়গাটার থেকে আসলে মানুষের কনফিডেন্স লেভেল টাও হারায় গেছে, হ্যাঁ? তো যার কারণে এখন মানুষ প্রত্যেকটা নাগরিক যে তার সুষ্ঠভাবে, স্বাধীনভাবে যে সে কিছু বলবে, হ্যাঁ? সেই অধিকারটুকু কিন্তু এখন আ নাই। সেই অধিকারটুকু নাই। তো এই সবকিছু উশ সবকিছু মিলে আসলে মানুষ এখন নিজেকে নিজের ভিতরে গুটায় নিছে গুটিয়ে নিয়েছে। আচ্ছা, এখন আমি যদি বলি ভাই বাংলাদেশের এখন যে পরিস্থিতি, হ্যাঁ? এই যে আপনার আ য অনেকে বলছে এ্যা এ্য এক এক এক দল বলতেছে জুনের ভিতরে নির্বাচন দিতে হবে। আরেক দল বলছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে। আসন দীর্ঘ দিয়ে কি হবে? আমার সহজ কাজটাই যদি সম্পূর্ণ না হয়, তাহলে এই নির্বাচন দেওয়ার অর্থ কি? কোনো আমি মনে করি না অবশ্যই সংস্কার দরকার। সংস্কারটা অবশ্যই দরকার, তখন সেটা যে আসুক যে দল ক্ষমতায় আসুক, যে মানুষ ক্ষমতায় আসুক সেটা তার জন্য বেনিফিট আমাদের জন্য বেনিফিট, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেনিফিট।
জ্বী, জ্বী, উহু, জ্বী। হুম? জি, জি, উ হুম। জ্বি, জ্বি। উহু, উহু। হুম, হুম। জ্বী, জ্বী। উহুঁ, উহুঁ, হুঁ, হুঁ, হুঁ, জ্বি। উহু, উহু। জি। উহুম, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, উহুঁ। উহু। জ্বী, জ্বী। উহু, হু, হু, হু। একদম, একদম, চমৎকার বলেছেন আপনি। চমৎকার বলেছেন। আসলেই আ যেমন আমি জ্বি, জ্বি। অবশ্যই জ্বী, জ্বী, চমৎকার বলেছেন। জ্বি। উহু্‌, হু, হুম। জ্বি। উহু, হু। হু, হু। জ্বি, জ্বি। হু, হু। জ্বী, জ্বী। জ্বি, জ্বি। অবশ্যই, অবশ্যই। উহু। হুম, হুম। এবং আ হ্যাঁ। জ্বি। হু, হু, জ্বি, জ্বি, জ্বি, জ্বি, হু। জ্বী, জ্বী। উ হু।

আচ্ছা ভাইয়া আমি এ্যা এই জায়গাটাতে আমি একটু বলি। আ <sighs> আমি আমার নিজের আ থেকে আমি কথাগুলো বলতেছি। যেটা হচ্ছে ভোট দেয়া এটা আসলে আমাদের একটা আ এটা প্রত্যেকের জন্য একটা নাগরিক যখন আমি একটা দেশে তাহলে অবশ্যই আমার অধিকার আছে। তাই না?
হুম, হুম। জ্বী। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হুঁ, হুঁ। হুঁ, হুঁ, জ্বী। জ্বি।
তো আমি আমার কথার দিক থেকে যদি বলি আমি আ আমার প্রেক্ষাপটে দেশের প্রেক্ষাপটে আমি অনলি ১ বার আমার লাইফ এ আমি ভোট দেওয়ার সুযোগটা পেয়েছি।
হু, হু। জ্বি। হুঁ, হুঁ। হুঁ, হু। জ্বি। হুম, হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। হু।
এক তো এটা তো আমার অধিকার কি একবার ছিল? এই দীর্ঘ যে ২০ টা বছর আ চলে গেলো আ ২০ টা ১৮ থেকে ২০ বছর গেল এর ভিতরে কি আমি ভোট দেওয়ার অধিকার কি আমার একবার ছিল? নিশ্চয়ই না। তো আ এ্যা তো এটা হচ্ছে বিষয় যে আমার অধিকার থাকার পরেও আমি সেই অধিকারটা পাচ্ছি না। হ্যাঁ? তো এটা অবশ্যই, অবশ্যই, আমাদের জন্য
হুম। হু, হু। উ হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হুম, না, অবশ্যই, অবশ্যই না। হু, হু। জ্বি। হু, হু, হু। হু, হু। হু, হু। এটা পাচ্ছেন না ব্যাপারটা হচ্ছে পাচ্ছেন জ্বি, জ্বি। জ্বি বলুন, বলুন আমি শুনছি, আমি শুনছি।
এটা অবশ্যই এ্যা এটা মেনে নেওয়াটা আসলে অনেক কঠিন এবং এটা অনে অবশ্যই অনেক কষ্টকর একটা বিষয়। হুম? তো সাধারণ মানুষ আমরা আ সাধারণ মানুষ আমরা ভোটাধিকার আ ভোগ করব ভোট দিব। এটা আমার অধিকার এটা আ সামাজিকভাবে তো বটেই আ দা দেশীয়ভাবে নাগরিক হিসেবে আমার ভোট দেওয়াটা তো আমার নৈতিক অধিকার এবং এটা বাধ্যতামূলক। তাই না? তো যখন এই অধিকারটা খর্ব করা হয়। তখন আসলে বিষয়টা খুব কষ্টকর হ্যাঁ? খুবই কষ্টকর আ এবং আ তখন আ খুবই খারাপ লাগে। কারণ প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে। হু? প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে। যখন কোন মানুষের কোন অধিকার কোন অধিকার যখন খর্ব করা হয় তখন আসলে সেটা অনেক খারাপ কিছু হয়। তাই না? তো যেমন আমার কথা বলি আমি আমি
জ্বি, জ্বি। জ্বি। না অবশ্যই অবশ্যই। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হুম। হু। উ হু। হু, হু, একদম। হু, হু। জ্বী, জ্বী। হুম। অবশ্যই, জ্বী। হুম। উ হু, হু। জ্বি। হু, হু, জ্বী। জ্বী, জ্বী। হু। হু, হু। হু, হু। উ হু, অবশ্যই আপনার অধিকার যখন কিনা খর্ব হয়েছে। জ্বি।